হ্যালো।
হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন?
এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? কেমন আছেন?
আমারও খুবই ভালো যাচ্ছে ভাইয়া। আজকের ওয়েদার টা কি যে সুন্দর ছিল! মানে আসলে খুবই মজা পেয়েছি। আ আপনার আপনার দিনটা কেমন গেল?
<laughs> এইতো ভাই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তায়ালার যে এটলিস্ট গরম থেকে বাঁচাইছে। কারণ হচ্ছে যে আজকে অনেকদিন পরে to be very honest আমাদের এইখানে বৃষ্টি হইছে। আম আ এতদিন ধরে সারা বাংলাদেশে খালি বৃষ্টি দেখতেছিলাম। আমি শুধু সব মানুষকে দেখতাম যে হচ্ছে মানুষের স্ট্যাটাস দিচ্ছে, মানুষের স্টোরি তে হচ্ছে দিচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি শুধু তাকায়, তাকায় দেখতাম আর ঝলসে যেতাম। লিটরেলি হচ্ছে আগুনে পুড়ছি এবং মানুষের সুখ দেখছি, এমন একটা অবস্থা। <laughs>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <coughs> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <coughs> <chuckles> <chuckles> আরে ভাই আমার হচ্ছে বৃষ্টি জিনিসটা খুবই আসলে আনন্দর একটা জিনিস লাগে আসলে। বা আমার আমার একটা ফ্রেন্ডের জন্য আমার আজকে খুবই কষ্ট লেগেছে। ঠিক আছে? তার এলাকায় নাকি বৃষ্টি পড়ে নাই। সে আমাদের বৃষ্টির ভিডিও-টিডিও দেখে সে খুব কষ্ট মানে সে খুবই annoyed যে "আমাদের এলাকায় বৃষ্টি পড়ল, তোমাদের এলাকায় বৃষ্টি পড়ল না।" ক মানে আমা "তোমাদের এলাকায় বৃষ্টি পড়ল আমাদের এলাকায় বৃষ্টি পড়লো না কেন?" আস
এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম, হুম, হুম। হুম, হুম। <laughs> আম <laughs> ভাই আমি annoyed ভাই আমি annoyed. আপনি অন আপনার ফ্রেন্ডের কথা বলতেছেন, আমি annoyed আমি মানুষের স্ট্যাটাস দেখতে, দেখতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। কি গরমে জ্বলে পুড়ে ছারখার হব? আমি মানুষের স্ট্যাটাস দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। <laughs> তো ভাই অ্যা ব্যাপারটা হচ্ছে কি জ্বি, জ্বি বলেন না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <laughs> হ্যাঁ, হ্যাঁ। আসলে ভাই একটা জিনিস আমার আর আজকে একটা মাথায় একটা জিনিস আসলো আস আরকি। আমি কয়েকদিন আগে হচ্ছে ২ আগে হচ্ছে আমি চুলে হেয়ার কালার করেছি আসলে, ঠিক আছে? এখন খুবই একটা অদ্ভুত একটা হেয়ার কলার সত্যি কথা যেটা। যে আমি হচ্ছে আ ব্লু কালার করেছি, ঠিক আছে? হ্যাঁ? আমার নিজে এখন কয়েকজন মানুষ আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা কেউ, কেউ আমাকে বলছে "আরে দোস্ত কালো করে ফেল। চুলটা কেটে ফেল। পরে আবার সুন্দর চুল হবে। হ্যান-তেন, ইয়া-টিয়া।" তা আমি বললাম যে "দোস্ত, এটা তো জাস্ট চুল, ঠিক আছে? চুলতো আবার গজাবে, হ্যাঁ? ঠিক গ গজাবেই। ঠিক আছে? এইটা আমি আমার নিজেকে একটা এক্স অ্যা এক্সপ্রেশন এর ওয়ে আসলে বের করে দিচ্ছি। যে মানুষ দেখুক যে এরকম আমার মনের ভিতরে এরকম রং-বিরঙে আমি থাকি আসলে।" ঠিক আছে? এটাতে হ্যাঁ, আমি একটা রঙীন একটা মানুষ আসলে, ঠিক আছে? খুবই মজা করতে পছন্দ করি। খুবই একটা মানে মজার একটা মানুষ থাকতে পছন্দ করি আরকি। তো আপনি কি এরকম কোনো কিছু আছে যে আমার আসলে প্রশ্নটা ছিল আসলে যে আপনি নিজে কিরকম করে নিজেকে ইয়া করেন আসলে? এক্সপ্রেস করেন?
জ্বি, জ্বি। ওকে। হুম, হুম। <scoffs> ওকে। উম হুম, হুম। জ্বি, জ্বি। হুম, হুম। ওকে। ওকে, ওকে, ওকে। ইয়াহ, এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ। অ্যা ইয়াহ। হুম, হুম, হুম, হুম, হুম। আমি একটু রঙিন মানুষ। <laughs> জ্বি, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। উম হ্যাঁ, হ্যাঁ। আ আ আমি নিজেকে কীভাবে করে করতে পারি? আমি একটা জিনিসে খুব বেশি বিশ্বাস করি ভাই যে আম আ যখন কিনা কেউ আমাকে কাপড়-চোপড় দিয়ে জাজ করে, ঠিক আছে? অ্যা সে জিনিসটা আমি খুব অপছন্দ করি। তাই আমি হয়তো ইচ্ছাকৃতভাবেই একটু এলোমেলো চলি, ঠিক আছে? যেমন আ মানে ব্যাপারটা আমি বুঝাতে পারব না হয়তোবা আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে আ আ আমার কাছে আছে, ভালো গেঞ্জি আছে, ভালো শার্ট আছে, ভাল প্যান্ট আছে, ব্র্যান্ডের সবকিছুই আছে, হ্যাঁ? কিন্তু ঘুরে ফিরে না আমার কাছে ওই কালো গেঞ্জি আর ব্লু কালারের জিন্স পড়তেই ভালো লাগে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।